আচ্ছা। আ শিক্ষা ক্ষেত্রে ভাই যা শিখছিলাম কিচ্ছু কাজে লাগে নাই। একদম মন থেকে সত্যি কথা বললাম, ঠিক আছে? দা ব্যাকগ্রাউন্ড এ অ্যা মানে যা কিছু শিখাইছিল, হ্যাঁ? আমার আ গ্র্যাজুয়েশন আমার অ্যা মানে ভার্সিটি লাইফ এ আমি আসলে মার্কেটিং নিয়ে পড়ালেখা করছিলাম, হ্যাঁ? তো মার্কেটিং নিয়ে পড়ালেখা করার পরে মার্কেটিং এর যেই ব্যাপারটা হয় সেটা হচ্ছে মুখস্থ বিদ্যাতে বিপণন কাকে বলে? তারপরে হচ্ছে যে আম আ লাভ লাভক্ষতির হিসাব, ঠিক আছে? কোম্পানির অ্যা কিভাবে করে আসলে যিনি প্যাকেজিং এর ব্যাপার-স্যাপার। অনেক কিছু ব্যাপার-স্যাপার কিন্তু তারা শিখায় ফেলছে, ঠিক আছে? মুখস্থ বিদ্যাতে অনেক কিছু শিখাইছে। কিন্তু যখন কিনা আসলে চাকরির বাজারে গেলাম তখন যেয়ে দেখলাম যে পুরো ব্যাপারটাই আলাদা। এখানে হচ্ছে কমিউনিকেশন স্কিল লাগে, ঠিক আছে? এখন কমিউনিকেশন স্কিল তো আসলে আর ভার্সিটিতে শিখায় নাই, তাই না? এটা আমি কোত্থেকে শিখবো, তাই না? তো পরবর্তীতে ব্যাপারটা হইলো কি যে কমিউনিকেশন স্কিলটা হচ্ছে নিজে, নিজে আসলে তৈরি করলাম। নিজে, নিজে হয়তো বা YouTube ভিডিও দেখলাম, তারপরে বিভিন্ন রকমের হচ্ছে অনেকজনের আ কোর্স ছিলো, রিসোর্স থেকে কা কালেক্ট করে নিলাম। এরপরে দেখা গেল কি যে ব্যা ডিজিটাল মার্কেটিং শিখলাম। সবকিছু মিলায় দেখা গেল কি? এখন যখন কিনা বাইরে থেকে যখন কিনা skill based কিছু শিক্ষা আমার যখন ওই এডুকেশনাল শিক্ষা যেটা কিনা সার্টিফিকেট শিক্ষা, ওইটার সাথে যখন যুক্ত হইল, তখন যেয়ে আমি আসলে দাঁড়াইতে পারলাম।
আচ্ছা। জ্বী, জ্বী। ওকে। <chuckles> একদমই। অ্যা লাভ-ক্ষতি। হু, হু। আচ্ছা। ভিন্ন। <chuckles> একদমই ঠিক। আচ্ছা। ঠিক আছে। রিসোর্স নিলেন। আচ্ছা। ওকে। আচ্ছা। হুম, হুম। একটা মানে ভূমিকা আসছে আপনার জীবনে তখন আরকি। ঠিক আছে।
হ্যাঁ। তো তার আগে কিন্তু আসলে তেমন একটা ভূমিকা কিন্তু পালন হয় নাই। তো skill base টা আসলে দরকার।
বুঝতে পারলাম। এটা কিন্তু এটা কিন্তু আসলে সব ক্ষেত্রেই দরকার। আপনি যেমনটা বললেন যে আসলে মানে আপনি ইউনিভার্সিটি পর্যন্ত আসলে পড়ালেখা করে যেসব পড়লেন বা শিখলেন, সেগুলো কিন্তু আপনার মার্কেটে যখন আসলে বাজারে নামলেন, তখন দেখা যায় যে আসলে মানে এসব শিক্ষা তেমন একটা কাজে আসতেছে না। তবে এইযে স্কিল যখন শিখলেন বা skill base যখন পড়াশোনা করলেন। সেটা ডিজিটাল মার্কেটিং হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক সেটা আপনার অনেক কাজে দিছে। এবং আপনাকে আসলে স্বাবলম্বী করতে সাহায্য করছে আরকি। তো আসলে এসব পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে আসলে মানে শুরু থেকে একটা, মানে ছোট যখন থাকে একটা বাচ্চা, আপনার কি মনে হয় যে মানে এইযে তাদেরকে আসলে স্কুল-কলেজ কেন্দ্রিক পড়াশোনার পাশাপাশি তাদের একটা সময় আসলে মানে বরাদ্দ রাখা দরকার? যেখানে আসলে অভিভাবকরা আসলে চাইলে তাদের সন্তানদের একটু করে এই ছোটখাটো স্কিল শিখাইতে পারে?
হু, হু, হু, হু। জি, জি জি, জি। জ্বি, জ্বি, জ্বি। হু, হু।